ঠিক তাই। এবং মানসিকও কত ক্ষতি হচ্ছে। দেখেন যে উদ্বেগ বলেন, বিষণ্নতা বলেন, হ্যাঁ মনোযোগের ঘাটতি বলেন। হ্যাঁ। তো এগুলো তো ঘটছে। আমরা তো বিষণ্ণ হয়ে যাচ্ছি দিন, দিন মানসিক আমরা একটা উম মানে এটা হয়তো এখন আমরা বুঝতে পারছি না যে আমরা মানসিকভাবে কতখানি ক্ষতিগ্রস্ত হচ্ছি। কিন্তু ডাক্তারের কাছে গেলে এখনই কিন্তু বোঝা যায় যে আপনি কতখানি মানসিকভাবে দ্বিধাগ্রস্থ ক্ষতিগ্রস্থ তাই না? সেগুলোও এক ধরনের জি, জি।
হুম, হুম, হুম। হুম, হু। হুম। জ্বি, জ্বি, জ্বি। হুম, হুম, হুম। হুম। জ্বী, জ্বী, জ্বী। আমাদের মানে আমাদের স্কুল লাইফ এর যদি বলি, আমরা কতটা খেলাধুলা করে বেড়াতাম। এখনকার কিন্তু করে না। এখন বড় হয়ে গেছি তাও কিন্তু করে না। অনেকরাই অনেকেই আছে যেরকমটা বাসায় আসলো যে যার মতো অনলাইনে আ কম্পিউটার নিয়ে বসে যাচ্ছে। ফ্রেন্ডশিপ এর সাথে কথা হচ্ছে কিভাবে? ওই অনলাইন এ Facebook যাই বলেন যেগুলো আছে, Instagram, Twitter সবকিছু ব্যবহার করছে এর মাধ্যমে বলছে। কিন্তু সবাই মিলে যে, যে আড্ডাটা দিত আগে মানে খেলাধুলা বলেন সেটা কিন্তু অনেকটাই কমে গেছে।
হু, হু। হু। হু, হু। জ্বি। জি। জ্বি। জি। হুম।